হ্যাঁ, এরকম প্রায়ই হয় যে দেখা যাচ্ছে যে যদি একটু লং হয় দেখা যাচ্ছে ৩ মাস, ৪ মাস, বা ৬ মাস ব্যাপী একটা কোর্স এরকম যদি হয়। অ্যা তো এটা প্রায়ই হয় যে হয়তো আমি ১ মাস ১.৫ মাস খুব প্রথম দিকে খুব মনোযোগ দিয়ে পড়তেছি। যে তারা হয়তো গোল সেট করে দেয়, যে এটা হচ্ছে ১ মাসের পড়া, এটা হচ্ছে ২ মাসের পড়া। দেখা যাচ্ছে যে ১৫ দিনে আমি ২ মাসের পড়া পড়ে ফেলছি। এরকম আ প্রায়ই কোর্সের ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে এরপরে হচ্ছে ১ মাস ১.৫ মাস চলে গেছে। আমার হয়তো তখন ১.৫ মাসে ১৫ দিনের পড়াও হয় নাই। self pace এর যে বিষয়টা থাকে যে মানে তখন হচ্ছে একটু অ্যা মোটিভেশন এর হয়তো কখনো ঘাটতি হয়ে যায় বা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাই। মাঝে, মাঝে এরকম হয় যে ধারাবাহিকতাটা আসলে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে যখন আমি দেখতেছি যে বেশ কিছুদিন চলে গেছে আমার নিয়মিত পড়া হচ্ছে না বা আমি নিরবত নিয়মিত এটা শিখতে পারতেছি না, তখন একটু মোটিভেশন নেওয়ার চেষ্টা করি আরকি। ও ওই আ যে ধরেন যে এটা আমি কেন শিখতে চাচ্ছিলাম? হ্যাঁ, হ্যাঁ রাইট। কেন শিখ শিখতে চাচ্ছিলাম? অ্যা এটা যে শু
আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। বাহ! বাহ! বিরাট ব্যাপার। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। মোটিভেশন মানে শেখার সময় আপনি এত আচ্ছা, আচ্ছা। শেখার সময় তো এমনিই অনেক বাধা-টাধা থাকে। তারপরে আবার মোটিভেশন কখনো এই বিষয়গুলাকে আ জটিল মনে হয় না? রাগ হয় না?
বাধাটা তো থাকে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তা তো কখনো, কখনো হয়ই। অ্যা ওইরকম রাগের থেকে মানে নিজের উপর ধরেন মাঝে, মাঝে একটু আ মানে কেমন জানি লাগে আরকি। যে ধুর এত সিরিয়াসলি শুরু করা মানে শিখাটা শুরু করছি, যে এখন হুট করে আবার মাঝখানে গ্যাপ দিয়ে দিলাম? এটা তো একদমই ঠিক হইল না। এখন আবার নতুন করে শুরু করতে হবে বা এখন আবার বসতে হবে। তো এরকম একটা মানে ভাব অনেক সময় আসে আরকি। সেইক্ষেত্রে দেখা যায় যে অ্যা মানে 2nd হাফে যখন আ আবার শুরু করি যে একটা ব্রেকের পর হয়তো 15-20 দিনের একটা গ্যাপ চলে গেলো। তখন যখন আবার শুরু করি, তখন হচ্ছে যে consistency টা বজায় রাখার চেষ্টা করি। যে একবারে সব বেশি না পড়ে দেখা যাচ্ছে আগে ১৫ দিনে ২ মাসের পড়া শেষ করে ফেলছিলাম। হ্যাঁ, এখন হচ্ছে ঐরকম না করে এখন চেষ্টা করি আচ্ছা ঠিক আছে। আমি হয়তো ডেইলি ২ ঘণ্টা পড়ব বা ১ ঘণ্টা পড়ব, সেটা যাতে প্রতিদিন পড়ি এরকমভাবে হচ্ছে তখন আমি রুটিনটা
আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। এটা বেশ ভালো প্ল্যান। আচ্ছা, আচ্ছা। মানে একটা নিয়মিত রুটিন এর ভেতরে থাকার চেষ্টা করেন।
একদম, একদম। একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করি আরকি। যে সেইক্ষেত্রে দেখা যায় যে সময়ের সাথে, সাথে ভালো একটা ইমপ্রুভ হয় আরকি তখন।
এটা সত্যিই। জি বলুন। এটা সত্যিই প্রশংসার দাবিদার এবং হা বেশ ভালো ব্যাপার। আপনি যতটা দৃঢ়তার সাথে এইটা ধরে রাখছেন বা ধরে রাখার চেষ্টা করেন, এটা অনেকেই পারে না। তো এইখানে একটু জানতে ইচ্ছা করে যে আ শেখা শুরু না হয় করলেন, সবকিছু ঠিকও আছে, নিজের মনোযোগ ধরে রাখছেন। কিন্তু শেখার তো শেষ আছে। বা একটা লক্ষ্য আছে, সেইটার দিকে যেতে হয়। তো এই progress টা কিভাবে আপনি পরিমাপ করেন? যে আচ্ছা আমি এতটুক শিখছি বা আমি হয়তোবা আ এই পর্যন্ত আসছি শেখার আ পুরো জার্নি টার ভেতরে, এইটাকে আসলে কিভাবে মাপ করেন বা কিভাবে এটাকে হিসাব রাখেন? এবং সেই হিসাব রাখাটা আসলে শেখার প্রতি আপনার কোন প্রভাব ফেলে কিনা?
হুম। রাইট। হু, হু। হুম।